আসলে কি, হ্যাঁ, যদি movie দেখার কথাই বলেন আমার ক্ষেত্রে তো ওই, অ্যা দেখতে বসলাম যদি একটু ভালো লেগে যায় তাহলে দেখতেই আছি, দেখতেই আছি। হ্যাঁ, আর যদি মজার কিছু হয় তো মজা নেয়ার জন্যই দেখি। ২ রকম, যে, মানে কারো কাছ থেকে শুনে ভালো লাগলো, বলল যে cinema টা দে দেখবেন তো তখন হয়তো যাই আমি একটু দেখতে। ভালো লাগলে দেখলাম, মনের মত না হলে দেখলাম না। আমার ক্ষেত্রে তাই। <chuckles> সেই রকমই।
আচ্ছা। <chuckles> আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা আচ আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার আমার কাছে আরেকটা জিনিস comedy movie র কথা বলে আমার একটা movie র কথা মনে হচ্ছে সেটা হচ্ছে 'দামাল'। এটা আসলে generally হচ্ছে আমি হচ্ছে মানে হাসতে পছন্দ হলে আমি একটু, একটু comedy type movie গুলা দেখি আরকি। মন খারাপ আছে, মনটাকে আসলে divert করতে হবে। ওই তখনই আসলে একটু comedy type movie গুলা দেখে মনকে একটু divert তখন আর আসলে movie তে কি ধরনের message দিচ্ছে ওটা আর চেষ্টাই করি না। সেটাই আর কি।
উম জি, জি, জি। হুম। জি, জি, জি। আসলে তাই। Comedy movie গুলো আমাদের মজা দেয়ার জন্য, মজা পাওয়ার জন্য খুবই ভালো আমি বলব। মানসিকভাবে অন্তত শান্তি দেয় আর কি। হু, হু।
হ্যাঁ, অবশ্যই। <chuckles> যাই হোক, আপনার সাথে এই বিষয়ে কথা বলে ভালো লাগলো। আপনি আপনার পছন্দের movie, যে আপনি হচ্ছে আসলে যে কি movie পছন্দ করেন সেটা নিয়ে কথা বললেন। ভবিষ্যতে অন্য কোন বিষয় নিয়ে কথা হবে এ পর্যন্ত ভালো থাক
জি, ভালো থাকবেন।